আ আমি সত্যি বলতে ১ম এ একটা কথা বলছিলাম যে, আসলে স্বাধীনতা এখন পরিবর্তন হয়ে যেভাবে পৌঁছেছে বা স্বাধীনতা দেওয়ার যে, বিষয় এখন যেভাবে আসলে পরিবার স্বাধীন করে দিচ্ছে বা স্বাধীনতা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আ পজিটিভ যেমন আছে নেগেটিভও অনেক বেশি আছে। এটাও কিন্তু বলছিলাম, হ্যাঁ। তো এই যে, উন্মুক্ত করে দেওয়ার যে, বিষয়গুলোর কথা বলছিলেন, পরিবারের ভারসাম্য রক্ষা সবথেকে বড় যে, বিষয়টা পরিবারের ভারসাম্য রক্ষাটা, হ্যাঁ। পরিবার আসলে কোন, কোন বিষয় কীভাবে উন্মুক্ত করতে পারবেন, পুরোটাই পরিবারের উপরে। এখন আ থাকে না যে, খাঁচার পাখিকে যখন একবার ছেড়ে দেওয়া হয় সে যে, উড়ালটা দিবে সেটা আসলে আসলে বলাই বাহুল্য বলা যায়। হ্যাঁ, এ আর থামতে চাবে না। এই বিষয়টা আসলে খেয়ালডা করা উচিত যে, আমরা একদমই ধরে রাখতে, রাখতে যে, সময় তাদেরকে স্বাধীন করে দিচ্ছি, সেই সময়ে যেয়ে দেখা যায় যে, তারা আ এটাকে একটা বা আসলে <chuckles> আসলে পেছনের দিকে তাকিয়ে বা আসলে একটু দেখা যায় যে, বাউন্ডারি ক্র ক্রস করে যায় অনেক সময়। তো এটাই এটাই বলছিলাম। হু, হুম।
জ্বি, জ্বি। হু, হুম। জ্বি, জ্বি। আচ্ছা বেশ। হু, হুম। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, ঠিক তাই। আচ্ছা বেশ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। সে আর থামতে চাবে না। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। হুম। তারা উড়তেছে বিহঙ্গে যাই যেহেতু খাঁচার মধ্যে পুড়া ছিল। <chuckles> একই। জ্বি, জ্বি। বেশ, বেশ। যাও হতে পারে সেটি সময়ের সঙ্গে হয়তো বর্তমান কিংবা আ কোন, কোন ক্ষেত্রে আমরা হয়তো স্বাভাবিকভাবে মেনেও নিচ্ছি। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া কি বড়দের চিন্তায় প্রভাব ফেলছে যে, বড়রা যে, দৃষ্টিকোণ থেকে দেখে ছেলেমেয়েদেরকে কিংবা তাদের স্বাধীনতাকে যেভাবে আ দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, এটা কি আসলে সোশ্যাল মিডিয়া <scoffs> কিংবা আ এই যে, অনলাইন জগৎ এগুলো কি একটু মানে কোন না কোনভাবে দৃষ্টিভঙ্গির উপরে প্রভাব ফেলছে কিনা বড়দের?
হ্যাঁ, হ্যাঁ। মেনে নিচ্ছি। জ্বি। একদম। জ্বি, জ্বি। হু, হুম। হু, হুম।